হ্যাঁ, একদমই আ একদমই আ আম্মুকে কিন্তু আসলে বলাই থাকে। শুধু আম্মুকে না আমাদের আ অঞ্চলের যে মানুষগুলো আ মেক্সিমামই কিন্তু আসলে আ ঈদের আ যে ২ টা ঈদ আর মানে সকালে কিন্তু প্রত্যেকটা বাসায় মানে ঘরে, ঘরেই, কিন্তু আসলে খিচুড়িটা হয়। আ কারণ দেখা যাচ্ছে যে, মসুর ডালের খিচুড়ি কারোর মানে বিভিন্ন ডালের সংমিশ্রণে কিন্তু আমাদের বাসায় কিন্তু আসলে কলাইয়ের ডালের খিচুড়িটা হয়।
হুম। আচ্ছা। মানে এটা কেন? কলাই ডালি কেন? মানে কোন স্পেশালিটি কি আছে এটা এই ব্যাপারে?
আ আসলে স্পেশালিটি বলতে মানে আমার কাছে বিশেষ করে আসলে কলাই ডালের খিচুড়িটা খুবই ভালো লাগে আর ঈদের দিন কেন জানি না, সাধটা কেন জানি না দ্বিগুণ বেড়ে যায় <chuckles> আ হ্যাঁ আ
হুম, হুম। <chuckles> হয়তোবা ঈদের আনন্দে। <chuckles>
ও হতে পারে ঈদের আনন্দেই হয়তো। আ মানে দুপুর বেলার আইটেম গুলোতে দেখা যাচ্ছে যে, অন্যান্য আ আইটেম থাকলেও দেখা যাচ্ছে যে পোলাও, আ মাংস, মুরগির মাংস বা রোস্ট আ যেগুলোই থাকুক না কেন বা হচ্ছে আ অন্যান্য মিষ্টির যে ডেজার্ট আইটেম গুলো। আ এগুলো থাকলেও কিন্তু মানে দেখা যাচ্ছে, সকালে দেখা যাচ্ছে আ খিচুড়ি রান্না করার পরেও যদি একটু আরকি বেঁচে থাকে। আমি ওইটাকে কিন্তু হয় রাতে খাবো আ অথবা দেখাচ্ছে দুপুরে কোন একটা টাইমে ওই খিচুড়িটুকু খাবো। এরকম কিন্তু হয়েই থাকে।
হ্যাঁ। হুম, হুম। ওটা আমি হ্যাঁ। <chuckles> মানে ওটা আপনার এতটাই ফেভারাইট আরকি। মানে এতটাই ফেভরাইট যে যেকোনো বা মানে দরকার হলে দুবার আপনি এটাকে খেতে চান ঈদের দিনটাতে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। মানে এই ব্যাপারটা কখনো না শুনিনি। যে আ সকালে খিচুড়ি হয় সাধারণত যেটা হয় ঈদের দিনগুলো সকালে সেমাই আ বা চটপটি বা এই ধরনের নাস্তা জাতীয় খাবারগুলো ভীষণ রাখা হয় হয়তোবা শাহী টুকরা মিষ্টির মধ্যে। আ কিন্তু আ আবার দুপুরের খাবার তো আপনি বললেনই যে যেমন থাকে সবসময় সবার বাসাতে সেরকমই থাকে। কিন্তু খিচুড়ির ব্যাপারটা এটা প্রথমেই আসলে জানা হলো। আ আপনি কি আসলে এক্সাক্টলি বলতে পারবেন যে কোন অঞ্চলের মানুষরা আসলে এই সকালে ঈদের দিনের সকালে খিচুড়িটা কুক করে থাকেন আরকি বিশেষ করে?
একদমই, একদমই। একদমই, একদমই। একদমই, হুম।